Hello.
Hello, কেমন আছেন?
এই তো ভাল আছি। আপনি ভাল আছেন?
হ্যাঁ। জি, বেশ ভালো আছি এবং আসলে চমৎকার একটি দিন কাটালাম আজকে। তো আপনার দিনটি কেমন কাটলো আজকে?
হুম। হ্যাঁ। আমার দিনটিও আজকে খুবই ভালো কাটলো। আজকে আমি অনেকটা সময় ধরে গেমিং করেছি। যেহেতু আমার আজকে অফ ডে ছিল। সেই কারণে দেখা গেছে যে। গেমিং করার চেষ্টা করেছি অনেকক্ষণ। আ আসলে আমার মাথায় না তখন একটি প্রশ্ন আসলো যখন আমি গেম খেলতেছিলাম। যে গেমিং কি আসলে আমাদের সৃজনশীলাতার যে একটা চিন্তা-ভাবনা রয়েছে। সেই প্রক্রিয়াটাকে কি প্রভাবিত করে আপনার কী মনে হয়?
হুম, হুম। আচ্ছা। ওয়াও! <chuckles> হুম, হুম। আসলে আ দেখুন। এটি দুই পক্ষ নিয়েই কথা বলা যায় আসলে। <smacks lips> তবে আমি একটু পজিটিভ সাইড টাই আগে বলি। সেটি হচ্ছে হ্যাঁ। অবশ্যই গেমিং আমাদের আ সৃজনশীল চিন্তাভাবনার প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। যেমন আ আমি যদি ধরে আমি যেই ধরনের গেমিং করি আমি সেটির কথা যদি বলি আমি একটু FPS গেমিং করি।
জি। জি। আচ্ছা।
তো সে FPS গেমিং এর ক্ষেত্রে। <swallows> আমার যেমন ধরুন আ ৫ জন একসাথে একটা টিমে খেলতে হয় তো। <smacks lips> তো আমার যে সবথেকে ভালো খেলে বা, ম্যাপিং সেন্স যার বেশি সে হচ্ছে লিডার থাকে। এবং আ তাকে ফলো করে অনেক সময় আ আমাদেরকে চলতে হয় তার নির্দেশনা অনুযায়ী। এবং আ প্রত্যেকটি প্লেয়ার এর যেহেতু এক একটা বিশেষ রোল থাকে। এ কেউ বাম পাশ দেখছে, কেউ কাউকে সেভ করছে, কেউ স্নাইপিং করছে বা, কেউ একটু রাশ করছে। আ সে দিক থা থে থেকে মনে হয় যে প্রতিদিন কিন্তু সেম ভাবে হয়তো কেউই ওই একটা সাইটে অ্যাটাক দিচ্ছে না বা গেমটি শুরু করছে না। আ প্রতিদিন বিভিন্নভাবে আসলে আ চেষ্টা করছে। যে কীভাবে আসলে ম্যাচটি জেতা যায়। কীভাবে শুরু করলে ভালো হয়। তো আমার মনে হয় যে এই চিন্তাভাবনা থেকেই আসলে কিন্তু আ বিভিন্ন ধরনের সৃজনশীল নতুন চিন্তা আসলে আসতে পারে তাই বললাম। যে সৃজনশীল চিন্তাভাবনাকে অবশ্যই প্রভাবিত করে গেমিং। আপনার কি মনে হয় আসলে?
জ্বি। আচ্ছা। জি। জি। জি। জি। একদম। হ্যাঁ। জি। একদম। জি। হ্যাঁ, আপনি যেরকমটা বললেন আমারও এটাই মনে হয়। কারণ আমিও Battle Royal গেমসগুলি খেলে থাকি। সেখানে দেখা যায় যে আ টিমওয়ার্ক এর কিন্তু একটি বড় রোল রয়েছে। যেরকমটা আপনি বললেন। আ যেরকম লিডারশিপ এর কথা বলেন। যে আসলে ঐ লিডারের দায়িত্বটা পালন করে। তার কিন্তু ওই যে লিডারশিপ যে একটা কোয়ালিটি রয়েছে সেই দিকটাতে কিন্তু সৃজনশীলতার চেয়ে তার চিন্তা-ভাবনার প্রক্রিয়া রয়েছে। সেটা কিন্তু অবশ্যই প্রভাবিত হয় এবং এছাড়াও টিমের যে বাকি প্লেয়ার রয়েছে। যারা যাদের নিজস্ব রোল অনুযায়ী কাজ করছে। তাদেরও কিন্তু যে, ওই যে একটা টিম ওয়ার্কের যে একটা দক্ষতা সেটা কিন্তু অর্জন হতে থাকে। তাই আসলে আমিও মনে করি আপনার মতো যে এটা অবশ্যই আমাদের সৃজনশীলতাটাকে অনেক গুণ বৃদ্ধি করে।
ওয়াও। হুম, হুম। জি, জি। একদম। একদমই, একদমই। একদম সঠিক কথা বলেছেন আপনি। এবং আ এই যে গেমিংটা আমরা করছি এক, এক সময় এক, এক ধরনের গেমিং করছি। আমি কখনো স্টোরি মোড খেলছি। <smacks lips> আ কখনো FPS খেলছি। তো সেদিক থেকে চিন্তা-ভাবনা করলে দেখা যায় যে <smacks lips> এক, একটি গেম কিন্তু আমার খেলতে এবং সেই ম্যাচটি জিততে বা, মিশনটি কমপ্লিট করতে কিন্তু আ বিভিন্ন নতুন কৌশলে কিন্তু আমাকে খেলতে হয়।
জ্বি। জি। একদম।
এবং তো আপনার কাছে একটু জানতে চাই যে। এই যে কৌশল বলুন বা নতুন ধারণা আ যেটিই হোক না কেন। সেটি আসলে আ বিভিন্ন গেমিংয়ের মাধ্যমে বা একটা গেমের মাধ্যমেও যদি ধরি তাহলে সেটা <smacks lips> আ কীভাবে তৈরি হচ্ছে আপনার মধ্যেও ধরুন বা আপনার চিন্তা ভাবনাটা এ নিয়ে কি আসলে?
জ্বি। হ্যাঁ, আসলে আমি যদি এটা নিয়ে একটু কথা বলি। যে খুব পপুলার একটি গেম লো গেম র রয়েছে যদি আমি বলি ভ্যালোরেন্ট। আ ওই গেমটিতে দেখা যায় যে। <smacks lips> আ যে টিম ওয়ার্কের একটি বিষয় রয়েছে এবং ওই যে কৌশলের যে বিষয়টি আছে মূলত ওইটা কিন্তু সবসময় এক টেক টেক্সে জিতা যায় না। হ্যাঁ? প্রত্যেকটা টিমেরে কিন্তু নিজস্ব কিছু ট্যাকটিক্স রয়েছে। দেখা যায় যে আমি আমি যখন এখন আমার টিম নিয়ে কোনো একটি টিমের বিপরীতে খেলছি এবং তারা অলরেডি আমি যে কৌশল অম্ব অবলম্বন করতে চাচ্ছি তারা সেটিকে ও ওভারকাম করে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমার নতুন কৌশল চিন্তাভাবনা করতে হচ্ছে। বা আমার টিমের যে আ লিডার রয়েছে তার কিন্তু নতুন কোনো কৌশল বের করতে হচ্ছে। যেন গেমটিকে আমরা বের করে নিয়ে যেতে পারি।
ওয়াও! <chuckles> হুম, হুম। একদম।
সেক্ষেত্রে। এরকম এছাড়াও যদি আমি স্টোরি লাইনে এই যে গেমগুলি রয়েছে। আ সোলো গেমস সেগুলির ক্ষেত্রেও কিন্তু দেখা যায়। একটি মিশন কিন্তু অনেক সময় দেখা যায় আমরা একভাবে ট্রাই করছি কিন্তু পারছি না। সেক্ষেত্রে যখন আমরা নতুন কোনো কৌশলে ওই মিশনটি কমপ্লিট করার চেষ্টা করি। তখন কিন্তু দেখা যায় হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা বলতেই পারি যে নতুন ধারণা এবং কৌশল কিন্তু গেমিং-এ খুবই প্রয়োজন রয়েছে এবং যেটি আমাদের বাস্তব জীবনকেও প্রভাবিত করে থাকে। আপনার কি মনে হয়?
একদম, একদম। হুম, হুম। একদম সঠিক কথা বলেছেন। আমি ১০০ ভাগ আ সহমত আপনার সাথে এবং আপনি যে 'ভ্যালরেন্টের' কথা বলছেন সেটি শুনে আসলে আমার খুব ভালো লাগছে। কারণ আমার এই পছন্দের তালিকায় এবং ডেইলি গেমিংয়ের তালিকায় কিন্তু আ ১ম এ রয়েছে আসলে `ভ্যালোরেন্ট।` তো এই ভা 'ভ্যালরেন্টের' কথা যেহেতু বললেন এটির কথা আরো একটু বলতেই হয়। যে আ কৌশল উদ্ভাবনের কথা বলছেন। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে আ বিভিন্ন এজেন্ট আসলে আ এই 'ভ্যালরেন্টে' আছে এবং আ ৪ টি ক্যাটাগরিতে ভাগ করা হয়। জুয়েলিস্ট, সেন্টিনেল, ইনিশিয়েটর, এবং কন্ট্রোলার। তো এই যে যারা যেই রোলটিতে নিয়ে খেলতে পছন্দ করে তার এজেন্টকে। আ তাদের খেলার ধরনটাও কিন্তু সেরকম হয় এবং সেরকম হওয়া উচিত। অনেক সময় দেখা যায় কি। যে টিমের প্রয়োজনে হয়তো একজন অ্যা সেন্টিনেল প্লেয়ারকে হচ্ছে আ ইনিশিয়েটর নিয়ে খেলতে হচ্ছে। তখন কিন্তু তার আ কৌশলটি পাল্টাতে হচ্ছে। সেন্টিনেলটের মতো কিন্তু ইনিশিয়েটর নিয়ে খেললে হবে না। সেক্ষেত্রে আমি বলবো যে তার ক্ষেত্রে এটি নতুন একটি কৌশল সে উদ্ভাবন করেই ফেললো এবং আ নতুন একটি ধারণা কিন্তু সে পেলো যে ইনিশিয়েটর আসলে কীভাবে খেলতে হয় এবং আ টিমের কাজে আসলে এটি কীভাবে লাগে? তো এই ক্ষেত্রে আমি বলবো যে একেবারে আমি আপনার সাথে একমত। আ গেমিং আসলেই নতুন ধারণা নিয়ে আসে এবং আ নতুন কৌশলও গেমিংয়ের মাধ্যমে আসলে উদ্ভাবন করা আ খুবই সম্ভব। <chuckles> জ্বি, জ্বি।
জ্বি। আচ্ছা, আচ্ছা। জ্বি। হ্যাঁ, হ্যাঁ। একদম। জ্বি। জ্বি। উম জ্বি। হ্যাঁ, একদম। একদম। উম জি। জ্বি। হ্যাঁ। একদম। হ্যাঁ। এবং আমি যদি বলি যে শুধু কিন্তু ভ্যালরেন্ট নয়। এছাড়াও যে যেই গেমসগুলি রয়েছে আসলে আমরা খেলে থাকি। যেমন ওপেন ওয়ার্ল্ডস গেমসগুলি যেমন আমি যে কথাটি বললাম। যে মিশন কমপ্লিট করার ক্ষেত্রেও কিন্তু এরকম হয়ে থাকে। আর আমি যদি একটু মাইনক্রাফটের কথা বলি। তো সেইখানে কিন্তু যে কৌশল বলুন বা সৃজনশীলতার কথা বলুন। সেটির কিন্তু আমরা অনেক বিকাশ দেখতে পাই। কারণ সেখানে এত অপরচুনিটি রয়েছে যে যা ইচ্ছা তাই করা যাচ্ছে। যে যে যত ক্রিয়েটিভ হচ্ছে সে তার ক্রিয়েটিভিটি-টাকে আরো ফুটিয়ে তুলতে পারছে ওই গেম-এ। তো আসলে মাইনক্রাফট কিন্তু বলা যায় যে <smacks lips> ক্রিয়েটিভিটির দিক দিয়ে সব গেম কে ছাড়িয়ে গিয়েছে।
একদম। আহা। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। একদম, একদম। একদম, একদম। সঠিক কথা বলেছেন এবং আ আপনি যেহেতু সৃজনশীলতার কথা তুললেন। তো আরেকটু জেনে নিতে চাচ্ছি আসলে। আ সৃজনশীলতা উন্নয়নে আসলে কীভাবে আমাদের এই গেমটি আ সাহায্য করতে পারে আসলে?
জী। হ্যাঁ। এ্যা আমি যদি বলি যে এখানে কিন্তু দেখা যায় যে সৃজনশীলতাটা কিন্তু আমাদের তখনই বিকাশ হয়। যখন আমরা নতুন কিছু শিখি। এবং নতুন কিছু সম্পর্কে জানতে থাকি। এই গেমসগুলির মাধ্যমে কী হয়। যেরকম মাইনক্রাফটের কথা আমি বললাম। সেখানে কিন্তু দেখা যায় যে একটা ফ্রি রোমিং ও ওপেন ওয়ার্ল্ড ম্যাপ আমাকে দিয়ে দেওয়া হয়েছে। সেখানে প্লেয়াররা নিজেদের মতো কাজ করছে। দেখা যায় যে কেউ একটা নিজের ওয়ার্ল্ড বিল্ড করছে। সেই ক্ষেত্রে কিন্তু তার প্রচুর দক্ষতার প্রয়োজন হচ্ছে। এবং সে প্রতিনিয়ত শিখার মাধ্যমেই কিন্তু তার স্কিলগুলাকে আরও ভালোভাবে ডেভেলপ করতে পারছে। যার ফলে তার সৃজনশীলতাটাও ইভেনচুয়ালি বৃদ্ধি পাচ্ছে।
<smacks lips> হুম। হুম, হুম। একদম। একদম, একদম। হুম, হুম। জি, জি। একদম আ সঠিক কথা বলেছেন আপনি। যে আ এবং চমৎকার একটি উদাহরণ দিলেন মাইনক্রাফটের। যে আ সৃজনশীলভাবে কীভাবে এ মাইনক্রাফট খেলা যায় এবং এই মাইনক্রাফট খেলার মাধ্যমে কিন্তু আসলেই <smacks lips> আ আমাদের গেমিং সম্পর্কে বলুন বা ওপেন ওয়ার্ল্ড গেমিং সম্পর্কে বলুন। আ নতুন করে কিন্তু ভাবতে হয়। যে আমি আ একটা বাড়ি বানিয়েছি। আমার আরো আরেকজনের হুডের, আরো আরেকজনের থেকে আমার এটি ভালো বানাতে হবে। এবং নতুন কিছু খুঁজে পেতে হবে। এই যে পাওয়ার একটি আকাঙ্ক্ষা। এখান থেকেও কিন্তু সৃজনশীলতার জন্ম নেয় বলে আমার ধারণা আসলে। জ্বি, জ্বি, জ্বি। একদম আসলে।
জি। জি। হ্যাঁ। একদম। একদম। হ্যাঁ, এটা তো অবশ্যই।
হুম, হুম। তো আরো একটি কথা আ আসলে বলতেই হয়। সেটি হচ্ছে যে আ ভ্যালরেন্টের কথা আগেও উঠেছিল। আবারো বলছি যে আ ভ্যালরেন্ট খেলতে গেলেও তো অনেক সময় দেখা যায় যে এই সৃজনশীল আ বিষয়টি কিন্তু উঠে আসে আসলে। আ যেমন আমার ক্ষেত্রে যদি আমি বলি
উ জী, জী।
আমি আ যখন আরকি আ আগে অনেক ১ম দিকে। <smacks lips> আ ডুয়েলিস্ট প্লেয়ার নিয়ে খেলতাম। আ তখন কিন্তু আমার আ ডুয়েলিস্টের সবগুলো এজেন্টের আ বিভিন্ন যে অ্যাবিলিটি ইউজ করার ক্যাপাবিলিটিজ আছে তাদের। সেটি কিন্তু নতুন করে শিখতে হয়েছে আমাকে।
উ জ্বি। জ্বি। একদম।
কারণ, <scoffs> আমি আগে কন্ট্রোলার প্লেয়ার ছিলাম। ডুয়েলিস্টে-এ এসেছি। আ সেক্ষেত্রে আমার ডুয়েলিস্ট এজেন্টকে চালানো শিখতে হবে। নাহলে তো আমি আসলে টিমের কোনো কাজেই আসতে পারব না। তো এই ক্ষেত্রে আমার ক্ষেত্রে হয়েছে কি যে। এটা আমার সৃজনশীলতারও কিছুটা প্রকাশ ঘটিয়েছে এবং আমি মনে করি যে এ এটি কিন্তু বাস্তব জীবনেও আ কিছুটা প্রভাব ফলে। কারণ আ এই যে চিন্তাভাবনার যে একটা ধারা আছে। যে চিন্তা করারও কিন্তু একটা ক্যাপাবিলিটিজ আছে যে আমি কীভাবে চিন্তা করতে পারছি। একটা কমপ্লেক্স সিচুয়েশন থেকে বের হয়ে আসারও চিন্তাভাবনার ক্যাপাবিলিটিজ আমার কত? আ এটি কিন্তু আসলে এ ধরনের গেম খেললে বেশ ভালোই বোঝা যায় এবং আ বাস্তব জীবনেও কিন্তু এটা কাজে লেগে যায় আসলে আপনার কি মনে হয়?
হ্যাঁ। জি। জি। জি। জ্বি। একদম। জি, হ্যাঁ। আমি যদি আপনি যে কথাটি বললেন এটি কিন্তু একদম ঠিক। আমি যদি আমার ব্যক্তিগত জীবনের কথা বলি। মূলত আমার সবথেকে বড়ো শিক্ষাই ছিল যে কোনো ব্যাপারে প্যানিক না করা। আমি অনেক আগে থেকে গেমিং করি সেই ক্ষেত্রে দেখা যায় যে quarantine -এর সময় গেমিংটা বেশি করা হয়। তখন মূলত আ মোবাইল গেমিংটাই বেশি করা হতো। যে ক্ষেত্রে আমি যদি একটু PUBG মোবাইলের কথা বলি সেটির সাথে জড়িয়ে পড়া হয় এবং আ ই-স্পোর্টস খেলারও চেষ্টা করি। তবে আ ওই সময়টা আসলে লো ডিভাইস থাকার কারণে এ্যা যেতে পারি নাই ওই লেভেল পর্যন্ত বা ট্রাই করেছি। হ্যাঁ, তো এখন যদি আমি একটু বলি যে আপনি যে কথাটি বললেন। যে কমপ্লেক্স সিচুয়েশন থেকে বের হওয়ার একটা বিষয় রয়েছে। এরপর উম গেমে কিন্তু আমরা যখন গেম খেলি তখন দেখা যায় যে খুবই একটা আমরা। অনেক সময় দেখা যায় যে প্যানিক সিচুয়েশন এ পড়ে যাই। সেই সেই ক্ষেত্রে আমরা কিন্তু আ যখনই প্যানিক করি তখনই দেখা যায় যে আমাদের গেম প্লে টা নষ্ট হয়ে যায়। আর যখন আমরা একবার এই প্যানিক করাটা কন্ট্রোল করা শিখে যাই। তখন কিন্তু দেখা যায় যে আমাদের গেম প্লে এর যে দক্ষতা সেটি আরো বেড়ে যায়। এবং এটা কিন্তু বাস্তব জীবনেও একদম সেম। যখন কোন হার্ড টাইম আসে আমাদের জীবনে। তখন যদি আমরা প্যানিক করি তখন কিন্তু আসলে ঐটা থেকে বের হয়ে আসাটা আরও কঠিন হয়ে পড়ে। কিন্তু আমরা যদি প্যানিক না করে শান্তভাবে চিন্তা করি। তাহলে কিন্তু জিনিসগুলি আরও সহজ হয়ে যায়।
হুম, হুম। একদম, একদম। আসলে। হুম, হুম। বাহ! হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হুম। একদম, একদম। আসলে। হুম, হুম। আসলে, আসলে। একদম, একদম। সঠিক কথা বলেছেন আপনি এবং এই যে প্যানিক সিচুয়েশনের একটি কথা বললেন আ সেটি থেকে আমার একটি কথা এখন একটু মনে আসলো যে। <smacks lips> আ আমি যখন দেখেছি ধরুন আ YouTube-এ হো দেখেছি। আ ভ্যালরেন্টের কথা বলি বা কাউন্টার স্ট্রাইক অন্য FPS এর কথাও বলি যদি। প্রো প্লেয়ার যারা আছেন এবং যারা ই-স্পোর্টস খেলছেন
হুম। আচ্ছা। উ জী।
তাদের এইম আপনি লক্ষ্য করে দেখবেন যে অনেক calm। তারা কোন সিচুয়েশনেই কিন্তু প্যানিক হয় না। আমরা যেরকম হুট করে আ এনিমি মাস্ক সামনে চলে আসলে অনেক সময় এমন হয় যে। হুট করে অনেক বেশি স্প্রে করে ফেলি গান দিয়ে অনেক আ আ স্প্রে ফায়ার করি। তারা কিন্তু ত্যাস তেমনটি করে না তারা একটি আ খুব সহজ টেকনিকে আসলে একটু জিগল পিকিং করে। একটু মুভমেন্ট করে জাস্ট একটা হেড শট দিয়েই কিন্তু আ সেই এনিমিকে ঘায়েল করতে পারে। তো এটি চমৎকার একটি উদাহরণ দিলেন আসলে পাবজির যে। এবং calmness এর যে বিষয়টা আসলে খুবই ভালো লাগলো আপনার থেকে এটি শুনে আসলে। হুম।
অনেক, অন জি। হ্যাঁ। না। জ্বি। শেষ। উ জি। জি। হ্যাঁ আসলে এটাই। এটা কিন্তু প্রত্যেকটি প্রো প্লেয়ার কেই দেখা যায়। ওরা কিন্তু খুব সহজে প্যানিক করে না। খুব ক্রিটিকাল সিচুয়েশন ছাড়া। আর এটা কিন্তু আমরাও যারা মূলত অনেকটা টাইম ধরে গেম খেলে আসছি তারাও কিন্তু একটা সময় এই যে একটা অভ্যাস এটার সাথে অভ্যস্ত হয়ে যায়। যে প্যানিক না করা। আ হ্যাঁ।
একদম, একদম। হুম, হুম। হ্যাঁ একদম, একদম।
জি।
তো আমার আ ক্ষেত্রে বলতে গেলে বলতে হয় যে। <smacks lips> আমিও যখন ১ম দিকে খেলতাম তখন বেশ আ প্যানিক করে ফেলতাম এবং স্প্রে করে ফেলতাম। তো দেখা যেত যে আ ফলশ্রুতিতে কিছুই হত না। একদিকেও অনেক স্প্রে করছি। করে আসলে এ্যা তার গায়ে কোনো গুলি লাগছে না আমি উল্টা আর কি আ মরে যাচ্ছি এবং খেলাটি নষ্ট হয়ে যাচ্ছে। তো আস্তে, আস্তে যখন আ কাম এইম এর প্র্যাকটিস করলাম। সবকিছু ঠিকঠাক হলো মোটামুটি একটি পর্যায়ে আসলাম। আ যখন দেখছি যে খেলতে পারচ্ছি কাম এইম আ করতে পারছি। হেড শট দিতে পারছি। তখন আমি দেখলাম যে। <smacks lips> আমার বাস্তব জীবনেও আ যখন কোন আমি প্যানিক সিচুয়েশন এ পড়ে যাচ্ছি। আমার ওরকম একটা ভিতরে যে প্যানিক ফিলিং একটা আশা ওটা কিন্তু হচ্ছে না। আমি খুব ঠান্ডা মাথায় সিচুয়েশন টা দেখছি কি হচ্ছে না হচ্ছে বোঝার চেষ্টা করছি। তারপরে কোনো না কোনো ডিসিশন নিচ্ছি। তো আ আপনার কি এরকম হয় আসলে?
জি। লাভ হচ্ছে না। <chuckles> জি। জি। জি। জ্বি। হ্যাঁ। একদম। হ্যাঁ। আমারও এখন এরকমটাই হয়। কারণ এখন দেখা যায় যে জব করা হয় সেক্ষেত্রে অনেক সময় অনেক প্যানিক সিচুয়েশন এসে পড়ে। তবে আসলে এখন আমি জিনিসগুলাকে এরকমভাবেই হ্যান্ডেল করার চেষ্টা করি। যে একটা কামনেস এর সাথে। কারণ তা না হলে দেখা যায় যে জিনিসগুলি আরো ব্লেন্ডার হয়ে যায়। তখন আরো সমস্যাটা বেশি হয়। আর আর এখন খুব একটা প্যানিক করি না। একদম খুব বেশি ক্রিটিকাল সিচুয়েশন না হয়ে গেলে।
হুম। একদম। <chuckles> আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আচ্ছা। বুঝতে পেরেছি। তো ভাই আ অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনার আ গেমিং আ সম্পর্কে বেশ কিছু জানলাম। আপনার আপনি যে সৃজনশীলতার কথা বললেন সেটি সম্পর্কে অনেক কিছু জানলাম। অনেক ধন্যবাদ আপনাকে। শুভরাত্রি।
জি। জী। জি। আপনার সাথেও আমার কথা বলে খুবই ভাল লাগলো। নতুন কিছু সম্পর্কে জানতে পারলাম। আশা করি ভালো থাকবেন।